যেটি হচ্ছে, আমি বলবো যে, আমার আ সমাজে আমার যে, স্থাপনার ক্ষেত্রে, সমাজে আমার মতামত স্থাপনার ক্ষেত্রে, এবং সমাজে থাকার ক্ষেত্রে খুবই উপযোগী এবং গুরুত্বপূর্ণ যে, আ সামাজিকভাবে আসলে মিলেমিশে থাকা। সে সেটি কিন্তু আসলে লাইব্রেরিতে যাওয়ার মাধ্যমে কিন্তু একদিক থেকে স্থাপন হচ্ছে।
হ্যাঁ। একদম। হ্যাঁ। হ্যাঁ। দেখা যায় হচ্ছে এই যে, বিভিন্ন ধর্ম বর্ণ বা দি বিভিন্ন মতামতের মানুষ কিন্তু সেখানে আসে লাইব্রেরিতে তাই না? তো সেখানে তাদের সাথে আমার আ একটা ব যোগাযোগ হচ্ছে বা তাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠছে। তো এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে, আমাদের সব ধরনের মানুষের সাথেই বা যোগ যোগাযোগ রক্ষা করে চলা উচিত। আ এতে করে আমরা হচ্ছে অনেক কিছু জানতে পারি আমাদের জ্ঞানেরও যেভাবে উন্নতি হয় এবং আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু, এটা বেশ ভালো একটা আ প্রভাব রাখে আমার কাছে মনে হয়। তো এজন্য হলেও আ এইটা কিন্তু লাইব্রেরি আমাদেরকে আসলে হেল্প করে যে, হ্যাঁ, আমরা অনেক ধরনের মানুষের সাথে সেখানে গিয়ে আ যোগাযোগ করতে পারি বা আমরা তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে পারি।
হু, হুম। জ্বি। হুম। জ্বি। হুম। জ্বি। জ্বী। জ্বি, একটা প্রভাব রাখে। জ্বি। হুম। জ্বী। মতামত বিনিময় করতে পারি। কিংবা এই যে, একসাথে বসে বই পড়ার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো আসলে সম্পর্ক গড়ে তোলে, যেটি আসলে সামাজিক একটি ভালো দা আ বলব যে, ভালো একটা আ গুণাগুণ যে, আ কোন একটি মানুষকে আসলে সামাজিক করে তুলছে সেটি হচ্ছে লাইব্রেরি।
হ্যাঁ। গড়ে তোলা। হ্যাঁ। হ্যাঁ। আবার, আবার, আরেকটা ব্যাপার কি? এই যে, দেখুন আ লাইব্রেরিতে যখ যদি আপনি যান যে, আ লাইব্রেরিতে যাদের সাথে আপনার পরিচয় আছে, হ্যাঁ, অ তাদের সাথে কিন্তু আপনি ধরুন একটা নতুন কিছু পড়তে চাচ্ছেন। যেহেতু বইপ্রেমী মানুষরা কিন্তু নতুন, নতুন, জিনিস পড়তে চায়, তাই না? তো আপনি পড়তে চাচ্ছেন হয়তো আপনি একটা গল্প পড়েছেন, বা আপনি একটা বই পড়েছেন। যেটা হচ্ছে ওই ব্যক্তি পড়েনি বা আ ওই ব্যক্তি পড়েছে সেটা আপনি পড়েননি। তো এক্ষেত্রে হচ্ছে উনার সাথে আলোচনা করে কিন্তু হ্যাঁ, আলোচনা করা যেতে পারে যে, <tsk> আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে, হ্যাঁ, আমি তো একটা নতুন বই পড়তে যাচ্ছি। আপনার কি মনে হয় যে, এ্যা কি কোন বইটা পড়তে পারি হ্যাঁ। তবে এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো হেল্প হয়।
হুম। জ্বি। হুম। জ্বী। হুম। জ্বি। জ্বি। আলোচনা করা যেতে পারে। জি, একদম। হুম। জ্বি। কি মতামত কিংবা আসলে কি কেমন হবে এই আলোচনা, হ্যাঁ, এই আলোচনাটির মাধ্যমে আসলে মতামত জানা যায় যে, ওনার দৃষ্টিভঙ্গিটি কী এবং আমার দৃষ্টিভঙ্গিটি আসলে সে বিষয়ে কী, তো যাই হোক আসলে আপনার সাথে লাইব্রেরি এবং বই নিয়ে কথা বলে আমার বেশ ভালো লাগলো। অনেকগুলো বিষয় আসলে আমি জানতে পারলাম। আর যেটি হয়তো আমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
একদম। <smacks lips> হ্যাঁ। হ্যাঁ। আপনার সাথে কথা বললেও আমার কাছে খুবই ভালো লাগলো। আশা করছি পরবর্তীতে আবারও কথা হবে। ভালো থাকবে
জ্বী, জ্বী। ধন্যবাদ।